হ্যাঁ, <chuckles> অ্যাকচুয়ালি হয়েছিল। বিষয়টা বেশ মজার ছিল অ্যাকচুয়ালি। আমি হচ্ছে আ সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ? ওখানে গিয়ে অ্যা মূলত দোষটা আমারই ছিল সত্যি কথা বলতে। যে, ইয়ং ছিলাম তখন মাত্র ইন্টার এ পড়ি, হ্যাঁ? তো ইন্টার 2nd ইয়ারে পড়ি। অ্যা ওঠার পর পরই আমরা হচ্ছে টুরে গিয়েছিলাম। আমি আর আমার ফ্রেন্ড এর সাথে বাসায় একটু বুঝিয়ে-শুনিয়ে। বাঘ দেখতে যাবো মূলত উদ্দেশ্য ছিল সুন্দরবনে। এখন এ যে, যেটা শুনতে পেলাম যে, বাঘ নাকি মানুষ হাজারে বা লাখে একটা দেখা যায় এরকম। তো আমার খুবই মন খারাপ ছিল এবং ইয়ং, বুঝি না তো। আমরা হচ্ছে মাতব্বাড়ি মেরে যে, গ্রুপের সাথে যেদিকে যাওয়ার কথা সেটা না দিয়ে, আমি আমরা দুইজন বোনের দিকে ঢুকে পড়ছিলাম, হ্যাঁ? বিশেষ করে ওই জি, জি, বাঘ দেখার উদ্দেশ্যে। তো যাওয়ার পরে <chuckles> মানে আমাদের আইডিয়া ছিল না যে, বনটা আসলে এত ঘন এবং এত দ্রুত হারিয়ে যাওয়া যায়। যাওয়ার বোধহয় ৫ মিনিটের পর আমরা টের পাই যে, আমরা কোন দিক থেকে আসছি আমরা বুঝতে পারছি না। সূর্যের আলো দেখেও যে, বুঝব, সেই উপায়ও নেই। এবং আমরা যখন ব্যাক করার চেষ্টা করি, হ্যাঁ, অনেক ভয়ানক বাট বন্ধু ছিলাম তো, আমরা আসলে দুজন দুজনকে অতটা ই দেখাইনি। তো এই ছিল আমাদের মানে কি হারিয়ে যাওয়ার শুরুটা, যে, সুন্দরবনে গিয়ে বাঘ দেখার ইচ্ছাতে আমরা মূলত হারিয়ে গিয়েছিলাম আরকি।
আচ্ছা। হুম। আচ্ছা। উম আসলেই। হ্যাঁ। যে, বাঘ দেখবেন নাকি? হুম। ওরে বাবা, সাহস কত বড়? <chuckles> ইস! বেশ ভয়ানক তো বিষয়টা। হারিয়ে যাওয়ার গল্প। <chuckles> ইস! আচ্ছা কত দিনের জন্য মানে এখানে হারিয়েছিলেন বা কতক্ষণের জন্য?
না দিন না। আমরা হচ্ছে ৮ ঘণ্টার জন্য হারিয়েছিলাম আরকি। তো বেসিক্যালি ওখানে গিয়ে ৮ ঘণ্টা ধরে আমরা শুধু ঘুরছিলাম, ৮ ঘণ্টা পরে আমাদেরকে খুঁজে পেয়েছিল আরকি।
ইস! আপনারা যখন সুন্দরবনে ঢুকলেন মানে এই যে, দুজন মিলে বের হয়ে যাবেন, বাঘ দেখবেন। আ তার কতক্ষণ পরে বুঝতে পারলেন যে, আপনারা হারিয়ে গেছেন?
বেসিক্যালি আমার মনে হয় ৫ মিনিট মানে হাঁটার ৫ মিনিট পরে রিয়ালাইজ করি যে, আপনারা ঠিক খেয়াল করতে পারছি না কোন দিক থেকে আমরা এসেছি। মানে একটু ব্যাখ্যা করলে জি, জি, জি, একটু ব্যাখ্যা করি? হ্যাঁ, জি, জি, জি। একটু ব্যাখ্যা করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। বেসিক্যালি ওই জায়গাটার নাম ছিল হচ্ছে অ্যা দুবলার চর, হ্যাঁ? ওটা হচ্ছে নদীটা পার হয়ে ওইপাশে গিয়ে ওখান থেকে হেঁটে ভেতরে যেতে হয়। ওখানে যে, কোস্ট গার্ডদের যে, এরিয়া ওখান থেকে শুরু। দা বাম পাশটায় হচ্ছে কোস্ট গার্ডের এরিয়া টা শেষ, ঐদিকে যাওয়া নিষেধ। তো আমরা চেষ্টা প্ল্যান ছিল আমার, আমার বন্ধুর। আমারই আইডিয়া যে, চল আমরা ওদের সাথে যাবো, একটু পরে বাম দিকে ঢুকে পড়ব। নিষেধ যেহেতু নিশ্চয়ই ওখানে বাঘ আছে। এইটা ছিল আমার প্ল্যান। তো হাঁটার প্রায় ৫ থেকে ১০ মিনিট পরে আমি রিয়ালাইজ করি যে, আমি আসলে কোন দিক থেকে আসছি, এত ঘন বন কল্পনাই করতে পারবেন না। যে, আমি আসলে কোন দিক থেকে আসছি সেটা চিনতে পারতেছি না। তো ওকে বললাম "আচ্ছা আমরা এদিক থেকে আসছি না?" অ বন্ধু সেও বলতে পারে না। এবার আমরা বললাম আচ্ছা তাহলে আমরা রিস্ক না নিয়ে আমরা ব্যাক যাই। এবার আমাদের একটা অনুমান করে নি আমরা সম্ভবত এদিক থেকে আসছি, সেদিকে আমরা হাঁটা শুরু করি। এভাবে প্রায় ১/২ ঘন্টা হাঁটার পরে আমি আমরা রিয়ালাইজ করি যে, আমরা আসলে হারিয়ে গিয়েছি। আমরা পথ খুঁজে পাচ্ছি না আরকি।
এসেছিলেন। আহারে! কি একটা অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> পরে? বনের ভেতরে বাঘের কাছে চলে গেছেন, হ্যাঁ? কি একটা অবস্থা। উম পরে যখন বুঝছেন যে, যখন আপনার বন্ধুকে বললেন যে, "আমরা তো হারিয়ে গেছি" তার মানে মুখের expression টা কি ছিল?
জি, জি। হুম।